হ্যাঁ, এরকম কিন্তু আসলে মাঝেমধ্য হয়েছে। যেমনটি আসলে আপনাকে একটু আগে একটা গানের কথা বললাম যে "বার্নিং ঘাট।" হ্যাঁ এই গানটা আসলে ১ম বার শুনে আমার খুব একটা পছন্দ হয়নি। কারণ এটা আসলে কোনটাই আমার কোন কিছু ভাল লাগতেছে না যে এটার মধ্যে আসলে আমি কোন কিছু খুঁজে পাচ্ছি না। তার আরো কিছু গান আমি শুনেছি যেমন "চাণক্য" আছে। তবে এই গানটা মানে এই জনরাটাতে ছিলাম। তবে সেতার এর ক্ষেত্রে আমি আসলে ছিলাম না। তখন যখন এটা ১ম দুবার শুনলাম কিছুই আসলে মাথায় আসলো না এবং যখন আসলে কমেন্ট সেকশন টা দেখতে গেলাম তখন আসলে যেটা বুঝলাম যে আমি আসলে বিষয়টাকে বুঝতে পারছি না। তখন আসলে কিছুটা ঠান্ডা মাথায় বা ওই যে বলা যায় যে যখন আসলে কিছুটা মস্তিষ্ক খালি থাকে একটা বিষয় থাকে না বা মস্তিষ্কে একটা জড়তা চলে আসে বা সৃজনশীল অ বদ্ধতা যখন চলে আসে তখন আসলে যখন শুনতে গিয়েছি তখন আসলে নতুনভাবে গানটাকে আবিষ্কার করেছি এবং তখন হু।
জি, জি। জি, জি। আচ্ছা। মানে যেটা বুঝলাম আর কি যে মানে গানের অর্থটা বুঝলে তখন আপনার কাছে হয়তো মিনিং টা বদলে যায় বা গানটা হয়তো আপনাকে খুব ডিফারেন্ট ভাবে টাচ করে। তাই তো?
এক্সাক্টলি, এক্সাক্টলি। রাইট, রাইট।
বুঝতে পারছি। আচ্ছা কখন কেমন হইছে জি, জি বলুন।
তবে এই হু, হু। না, তবে এই যে গানগুলোর কথা আমি আপনাকে বললাম যে আমার কাছে আসলে গানটা কোন জনরার সেটা আসলে খুব বেশি পার্থক্য হয় না। কারণ আমি আসলে যে গানটা শুনতে ভালো লাগতেছে সেটা আসলে যেখানেরই হোক যেই গেয়েছে বা এগুলো আসলে আমি খুব একটা দেখতে চাই না। কোন নতুন গান যখন আসলে শুনতে চাই তখন আসলে গানটাই শুনি। যদি ভালো লাগে কেন ভালো লাগছে আমি জানি না। ভালো লাগছে তারপরে আসলে বাকি জিনিসগুলো দেখি।
আচ্ছা। <giggles> কিন্তু মানে এই যে একটা নতুন গান যখন আপনি শুনতেছেন তখন গানের কোন জিনিসটা আসলে ১ম এ আপনার নোটিসে আসে যে ভোকালে যিনি আছেন তিনি কিভাবে গাচ্ছেন বা তার উচ্চারণ বা তার আবেগটা এগুলো নাকি ইন্সট্রুমেন্টাল ব্যাপারগুলো? মানে নজরে ১ম কোনটা আসে?
মানে